জি, জি সেটাই। এই যে দেখেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে, পাহাড়ে হচ্ছে আমরা যেমন যে যে শহর অঞ্চলে জীবনযাপন করি, সেখানে দেখা যায় আমাদের বাবা অথবা বড়ো ভাই মানে স মানে ফ্যামিলির কর্তা হিসাবে কাজ করে হচ্ছে ছেলেরা। ঠিক না, বাট আপনি যেটা বললেন যে, পাহাড়ে হচ্ছে মেয়েরা থাকে হচ্ছে ফ্যামিলির ফ্যামিলি পরিচালনা করে। তো এই জিনিসটা কিন্তু আসলে আমরা ওইদিকে ওই কালচারের সাথে না মিশলে জানতে পারতাম না। আবার খাবারের কথা যেটা বললেন, আমরা যেটা এখানে সচরাচর খেয়ে থাকি, ওইখানে কিন্তু খাবারটা অন্যরকম। ওইখানে সবকিছুই ভিন্ন। এখন দেখা গেল কি আমরা হচ্ছে, বই পড়ে বা অন্য জায়গায় ঘাঁটাঘাঁটি করে অনেক কিছু জানতে পারি, কিন্তু আপনি যখন ভ্রমণ করতে যাবেন, ওই জিনিসটা আপনি নিজের স্বচক্ষে দেখতে পাবেন, ওইটা তখন আপনার অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। শোনার থেকে আসলে দে দেখাটা আসলে অন্যরকম। আবার এই যে, আমরা যেমন ধরেন, আপনি মোবাইলে বা কোনো এক জায়গায় দেখলেন, এই অঞ্চলের খাবারটা এরকম। আপনি কিন্তু আসলে, এইরকম মানে মজাটা আসলে আপনি শুনে বুঝতে পারবেন না। আপনার এটা অবশ্যই খেয়ে খেলেই আপনি বুঝতে পারবেন, হ্যাঁ। তো, এই অভিজ্ঞতাটার জন্যই আপনার ভ্রমণ প্রয়োজন।
হুম। আচ্ছা। হ্যাঁ। ছেলেরা। হু। হুম। জানতে পারতাম। হু। অন্যরকম, হ্যাঁ। হুম। জানতে পারে। হ্যাঁ। আচ্ছা। হু। হ্যাঁ। অবশ্যই, অভিজ্ঞতা ক নিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, একদম।